আসলে প্রথমত যখন বার্ন আউট হয়, আমি যেই কাজের কারণে আমার বার্ন আউট হচ্ছে। যে, কার কাজের কারণে আমার মাথা কাজ করছে না সেটা থেকে একটু দূরে থাকি। মনে করেন দূরে থাকি বলতে, মনে করেন এটা হয়তো অফিসের কোন একটা পার্টিকুলার কাজ। এটা না আমি অনেকক্ষণ ধরে কাজ করছি কাজ করছি আমার মাথার মধ্যে ঢুকছে না। তখন আমি কিছুক্ষণের জন্য সেটা থেকে দূরে এসে অন্য কোন কাজে মন দেই বা একটু বিশ্রাম করি। তো ব্যক্তিগত কাজের ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রেও যে, সাবজেক্ট পড়ে, পড়ে, আমার মাথার কাজ করছে না, সেই সাবজেক্ট থেকে দূরে থেকে আমার পছন্দের কোন সাবজেক্ট পড়ি। বা বেসিক্যালি যেটা করি আমি distraction চলে যাই। টু ওটা থেকে দূরে থাকি তাহলে হয়তো মাথা একটু শান্ত হয়। পরে যখন করতে যাই, তখন আসলে ভালোভাবে মনোযোগ দিতে পারি। উ হুম।
উ, হুম। উ, হুম। হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। আচ্ছা। আচ্ছা। তো সেক্ষেত্রে যদি আমি আপনাকে যদি জিজ্ঞাসা করতে যাই আপনি কাজের এক্সাম্পল দিচ্ছিলেন, আপনি পড়াশোনার এক্সাম্পল দিচ্ছিলেন। তো আপনার জীবনে কি এমন কোন নির্দিষ্ট ঘটনা আছে যে, যখন আপনাকে নিজেকে মানে পুরোপুরি ক্লান্ত বা অবসন্ন মনে করছিলেন?
জি। হু, হুম। হুম। অবশ্যই আছে। আ যেমন আমি যদি বলি আ বিশেষ করে কাজের ক্ষেত্রেই যেটা আমি বলব। আ যে, একটা জিনিস নিয়ে বা একটা রিপোর্টিং নিয়ে খুব বিরক্ত লাগছিল যে, ইয়ারলি একটা রিপোর্টিং সেটা হয়তো একটা নতুন রিপোর্টের একটা ফরমেট চালু করেছে। তো আগে যে, ফরমেট, সেটা থেকে কোন একটা কারণে ওদের ড্যাটাগুলো সমস্যা হয়ে গিয়েছিল। যেটার কারণে আবার ফার্স্ট থেকে এক্সেল ফাইলে আসলে নতুন করে ফরমেট করে আবার সবকিছু বসাতে হচ্ছিল। আ আবার নতুন করে এনালাইসিস করতে হচ্ছিল। হ্যাঁ, তো সেটা কিন্তু আসলে খুবই একঘেয়েমি ছিল। আ খুবই annoying লাগছিল। তো আমার কাছে একটা সময় ৪ ঘন্টা একটানা কাজ করার পরে মনে হচ্ছে যে, আমি, আমি, আর পারছি না। আমার কাছে খুবই বিরক্ত লাগছে। তারপরে আমি কাজের ফাইলটা জাস্ট অফ করে আমি <tsk> আসলে ০.৫ ঘন্টার জন্য জাস্ট গান শুনলাম। অফিসের মধ্যে বসেই যে, আমি বসকে বললাম যে, আমি অনেকক্ষণ ধরে করছি, আমি আর পারছি না
উ, হুম। উ, হুম। হু, হুম। আচ্ছা। উ, হুম। আচ্ছা। ডেটা ইনপুট আবার শুরু করে, হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। আচ্ছা। আ হু, হুম। আচ্ছা, আচ্ছা। তো এ, এ এ, এ